আসলে অ্যা এই গানটা হ্যাঁ মাঝে, মাঝে কই, মানে এমনভাবে গুনগুন, গুনগুন করে বলতেছি। মনে করেন একটা কাজের মধ্যে ব্যস্ত। তো কা মানে পুরো কা মানে ম মনটা কিন্তু আমার ফোকাস করতেছে কাজটার মধ্যে। তো দেখতেছি কি জানি কি জানি একটা শর্ট, মানে একটু গান বললে হয়তো গুনগুন করলে হয়তো বা একটু ফ্রি, ফ্রি লাগতেছে। এই টাই এই টাইপের বলা হয়। আর বিশেষ ক্ষেত্রে অনেক সময় হয়। আমার কিছু ফ্রেন্ড আসলে গিটারিস্ট। তারা কিন্তু গিটার বাজাতে পারে। আ সেও আসলে প্রো লেভেলের না, কিন্তু জাস্ট বাজাতে পারে একটু গান-টান বলে। তো, আমরা প্রায় ফ্রাইডে কি করি? একটা ফাঁকা মাঠে আছে আমাদের পাশে। তো সেখানে গিয়ে সব ফ্রেন্ডরা একসাথে বসি। বসার পর সে আসলে গিটারে গান ধরে। আমরা তার সাথে, সাথে জোরে, জোরে চিল্লাইয়া, চিল্লাইয়া গান বলি। সেটা কেমন হোক আর কেমন হোক আর না হোক সেটা তো দেখার বিষয় নয়। বলতেছি এটাই হলো সবচেয়ে বড় কথা। মনটা, গান বললে কিন্তু দেখা যায় যে, মনটা কিন্তু অনেক ফ্রি হয়। গান কে বলে? যারা আসলে তাদের মনে উৎফলতা বা প্রফুল্লতা আছে। একটা কিন্তু স্যাড মানুষ যে মন খারাপ করেছে, সে কিন্তু অ তাকে মার দিলেও কিন্তু সে কিন্তু গান বলতে পারবে না। বা মু মুড আসবে না। তো আসলে প্রফুল্লতা বাড়ে আরকি গান বললে আমি দেখছি।
হুম। জ্বী। হুম। হ্যাঁ, হ্যাঁ। তাই? হুম। আচ্ছা। আচ্ছা। বাহ! বাহ! আনন্দ করতেন, হ্যাঁ। জ্বী। হুম। <scoffs> জ্বী, জ্বী, জ্বী। এ হ্যাঁ, হ্যাঁ। সঙ্গীতকে কিন্তু নেচারস হিলার বলে যে, আ এটা সবকিছুকেই সারিয়ে দেয় আব প্রাকৃতিকভাবে। হ্যাঁ, এটা আ তবে আপনি আপনার জীবনে কা এমন কারোর সম্মুখীন হয়েছেন? যে আসলে আ থাকে না? কিছু মানুষ দেখবেন অত্যন্ত আবেগপ্রবণ। যে এই মুহূর্তে সে খুশি আছে, কিন্তু একটা কষ্টের গান শুনল। শুনেই সে তার পুরো মানে মুডটাই চেঞ্জ হয়ে গেল। এমন কারো সঙ্গে কি আপনার কখনো ইন্টারেকশন হয়েছে কিনা? কারো সম্মুখীন হয়েছেন কিনা?
হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এরকম তো আমার কয়েকটা ফ্রেন্ড ই আছে, যে তাদের সামনে যদি স্যাড সং বাজাই, তারা কিন্তু আসলে খুব আবেগ ঘন হয়ে পড়ে। যে এই গানটা কেন, কেন শোনালি? একটা, একটা ফ্রেন্ড আছে যে, ওই যে একটা গান শুনে আবেগে পড়ে যায় যে, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। এই যে জুবিন গার্গের মনে হয় মে বি গানটা। তো সেইটা আসলে কি হয় যে শুনলে সে নাকি অনেক আবেগঘন হয়ে যায়, কারণ তার একটা গার্লফ্রেন্ডের ইশ্যু ছিল। তো সেটার কারণে। তো আমরা কি করি, ইচ্ছা করে তার সামনে ঐটাই বাজাই যে, তুই আবেগঘন হ। তো এটা কিন্তু আসলে আমরা মজার ছলে <chuckles> হ্যাঁ, এইভাবে কিন্তু অনেক মজা নেয়া হয়।
আচ্ছা। হুম। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। তো হো। <chuckles> আপনারাতো বেশ দুরন্ত দেখা যায়। জ্বি। তাহলে সেই জিনিসটাতে কষ্ট পাচ্ছে সেই জিনিস আপনারা করে ফেলছেন।
হ্যাঁ, কারণ ফ্রেন্ড হয় এখন সে ওইটা যে অ্যা ফ্রেন্ড ব্যাচের মধ্যে কিন্তু এটা হয়ই। যে আ যে যেটা আসলে পছন্দ করে, সেটা তার সামনে বেশি করে করা হয়। তাকে আসলে হয়তোবা রাগানোর জন্য একটু মজা নেওয়ার জন্য। তো এটা কিন্তু আমাদের মাঝেও কিন্তু বেশ হয়।
হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ।

হ্যাঁ, আসলে এরকম আ মিলে যায়। কারণ সেই সময় আমি ওইযে, আ মামাদের সাথে বা ওই খালাদের সাথে বসে গানটা শুনতাম। তো সেই সময় হয়েছিল পাশের বাসার আ ওই এক আ মানে মেয়ে নাকি পালায় গেছিল। তো আমি তাকে ভাবছিলাম যে এ তো গানের সাথে পুরা মিলে যাচ্ছে, তো তাইলে তো আ এটা হয়তোবা এই গানটা তার জন্য আসলে উৎসর্গ করা যায় কিনা। তো এই যে বিষয়টা মানে সেই সময় পালাইয়া গেছিল, সেই সময় কিন্তু এই গানটা কিন্তু প্রচলনটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল। তো সব মিলায় আরকি আ একটু রিয়ালাইজ করতে পারি আরকি যে স্মৃতিটা আরো বেশি গাঢ় হইছে এটার কারণেই। যে পালিয়েও গেছিল গানটাও শুনছি। তো এটা হয় কিন্তু হয় কিন্তু। <chuckles> জি, ভাই।
হু, হুম। হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, আচ্ছা। হ্যাঁ। হুম, জি, জি। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, হওয়ারই কথা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হওয়ারই কথা আসলে এইরকম অবস্থাতে। আ তো আচ্ছা তো এবার বলেন যে আপনার কি ধরনের গান মূলত সেই গানটা ছাড়া যে আর কি, কি ধরনের গান শুনতে আপনার বেশি পছন্দ? কোন ধরনের গানগুলা আপনাকে বেশি আকৃষ্ট করে?
আসলে আমি সবসময় কিন্তু খেয়াল করি যে, যেই গানগুলোতে আসলে কথাগুলো ভালো বা লিরিক্সটা আসলে সুন্দর সেই গানগুলো কিন্তু আসলে আমার মোটামুটি আ ভালোই লাগে। কারণ একটা গানে যদি আসলে কথা যদি ভালো থাকে, তো সেই গানটা কিন্তু ফ্যামিলির সাথে বসেও শোনা যায়। মনে করেন মোবাইলটা অন করে গান শুনতেছি বা ল্যাপটপে গান শুনতেছি। ফ্যামিলি আ মা-বাবা শুনতেছে। তখন কিন্তু কিছু বলে না। যখন কোনো আ ওইযে বিভিন্ন টাইপের গানগু এই যে আইটেম সংগুলো এখন বের হয়েছে কিন্তু হিন্দি বাংলা। তো এগুলো কথাবার্তা এমন কিছু যেমন ওইযে একটা বাংলাদেশী কি জানি আইটেমের তো দেখতে লালে লাল গোলমরিচের ঝাল না কি জানি
হুম, হুম। জি। হুম। হ্যাঁ, প্রচুর জি। <chuckles> হ্যাঁ <chuckles> হ্যাঁ।
তো এগুলা কিন্তু দে মানে এগুলো তো পরিবারের সাথে শোনার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এগুলা আসলে কি শিক্ষা দেয় আমি সেটাও জানি না। তো এগুলা কিন্তু মোটেও আমার পছন্দ না আরকি জি।
হ্যাঁ, অপ্রস্তুত হয়ে যাই আমরা। হ্যাঁ, জি। হ্যাঁ, মানে একটু অশালীন ভাষা কিংবা এসব অশ্লীল ভাষা মানে ইদানিং গানের মধ্যে মানে বেড়ে যাচ্ছে। সেটা সত্যি হ্যাঁ, মানে পরিবারের সঙ্গে বসে দেখাটা সত্যিই খুব বেশ আপত্তিকর হয়ে যায়। আ তো মূলত আপনি যেকোনো গান শোনার আগে সেটার সেই গানের আ কথাগুলো আপনি আ মূলত প্রধান প্রাধান্য আপনার হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার কোনো আ কি বলব কোনো ফেভারাইট সিঙ্গার কিংবা কোনো আ লেখক কিংবা শিল্পী কেউ আছেন বাংলাদেশে যে যার গান আপনি আ বেশি শোনা হয় সবচেয়ে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ইনডিরেক্টলি বলে আরকি। হ্যাঁ। অবশ্যই।